উম সত্যি, সত্যি, আম তারপরেও আজকে আমি অম আমার একটু মুড ভালো। আমি সকালের দিকেও বাইরে বের হয়েছি আবার সন্ধ্যার পরেও বের হয়েছিলাম। মানে বৃষ্টির ভিতর ভিজতে, ভিজতেই বের হয়েছি। খুব ভাল লাগছিলো আর তখন হচ্ছে ফোঁটা, ফোঁটা, বৃষ্টি পড়ছিলো রিকশা করে ঘুরেছি ভালোই লেগেছে।
উহু। উম। বাহ! তাও ভালো। বা রিকশার মধ্যে বৃষ্টিতে ঘোরার মজাই আলাদা। কিন্তু সমস্যা হচ্ছে ভাই, একবার ঠান্ডা লেগে গেলে এরপরই এই যে যে একদিনের আনন্দ পুরা ১০ দিন।
হ্যাঁ। <giggles> এইটা, এইটা, তো আছেই আসলে। তাই বলে কি জীবন উপভোগ করব না বলেন? জীবনে তো আসলে আম ভুল থেকেই তো মানুষ শিখে তাই না? <chuckles>
তো আগে ভুল করাই লাগবে। তারপর শিখতে হবে কী? আগে থেকে জানলে ক্ষতি নেই। <chuckles>
<giggles> <chuckles> না, এখনও আছে না দেখেন আমরা অনেক কিছুই জানি যে, এই জিনিসটা হয়তো ভয়ংকর হতে পারে। যেমন এডভেঞ্চার এর কথা যদি বলি আমরা পাহাড়ে যাই, আমরা ডাইভিং করি, স্কাই ডাইভ করি তারা কি জানে না যে এখান থেকে তাদের একটা ক্ষতি হয়ে যেতে পারে। কিন্তু তাই বলে কি আমরা আ মানে সাহস দেখাবো না? আমরা কি এই ব্যাপারগুলো মানে ফেস করব না? হয়তোবা ভুল হবে, কিন্তু তারপরও আমরা শিখব। <chuckles> এই চিন্তাভাবনা রাখতে হবে মাথায়। <chuckles> তাই না?
উহু। উম। হুম। অবশ্যই করতে হবে। <chuckles> অ্যা সে তো অবশ্যই। তবে একটা জিনিস কি ভাই। ওই অ্যা আবার ঠ্যাং ভাঙার আগে যদি পাহাড়ে উঠা বন্ধ করে দেই তাইলে আমি এ কথা কেন বলছি বলছি। মানে হয়েছে কি <tsk> আ ছোটবেলায় না বিশাল এক্সপেরিমেন্ট করতে পছন্দ করতাম। এবার বয়স তখন কম এত শত বুঝি না। এবার ছোট বাজারে ছোট বাল্ব কিনতে পাওয়া যেত তখন ২ টাকা করে। <tsk> করেছি কি ওই বাল্ব কিনে এনে আ কারেন্টের লাইনে ডাইরেক্ট হা হা হাত চুকিয়ে দিয়েছি। <giggles>
হুম। <chuckles> <snorts> <chuckles> হুম। হুম। হুম। হ্যাঁ। হুম। ও। <chuckles> খুব ভালো। একটা ভালো ধরনের শক খেয়েছেন বোঝা যাচ্ছে। উম
অ্যাঁ ছোটখাটো না আ খানিকটা যদি আমাকে ঠেলে ফেলে না দিত তাহলে আমি হয়তোবা অ্যা এখন প এতক্ষনে পটল তুলে বসে থাকতাম।
হুম। হু, <giggles> সত্যি হ্যাঁ বুঝতেই পারছি আমি। যেহেতু
ও। এ এইজন্য ভাই আমি বিশাল একজন কসেস মানুষ। আ রাস্তাঘাটে হাঁটতে গেলেও আমি স্লো হাটি দেখে লোকে বলে কিরে তুই হাঁটতে পারিস না নাকি? আমি বল্লাম যে ভাই দ্রুত হেঁটে হোঁচট খেয়ে পড়ে যাবো তার চেয়ে ভালো।
উম। হুম। হুম। <chuckles> আর আমি যদি বলি আমি ঠিক আপনার ব্যতিক্রম। মানে আমি হচ্ছে আম অ্যা হয়তো ভুল করব, তারপর ভুল থেকে শিক্ষা নেব। মানে আমি সবকিছু এক্সপেরিয়েন্স করতে পছন্দ করি। এবং এর জন্য অনেক বকাও খেয়েছি। মানে এমন অনেক কিছু করে ফেলেছি যেটা হয়তো বা ঠিক না। তারপরে যে আম বুঝতে পেরেছি যে এটা আমি ভুল করেছি। কিন্তু আমার কথা হচ্ছে আমি এক্সপেরিয়েন্স ও করেছি। আমি যদি ওইটা এক্সপেরিয়েন্স না করতাম আমি কিভাবে জানতাম যে, এটা আসলে আমার ক্ষতিটা কত বড় এই জন্যে অনেক বকা খেয়েছি ছোট্টবেলায়। এখনো খাই। <chuckles> এখনো খাই।
উহু। উম। উম। আচ্ছা আ আপনি কি মারফিস ল ব্যাপারটা শুনেছেন কখনো?